আচ্ছা এখানে যেটা হইছে যে আমাদের রিসোর্টের বুকিং money ছিল হচ্ছে গিয়ে আপনার ২ দিনের জন্য ৳৪০০০ ঠিক আছে? তো এটার মধ্যে আসলে খাওয়া-দাওয়া ইনক্লুডেড। ঠিক আছে? সরি ৪০০০ না ৳৫৫০০ ছিল খাওয়া সহ। তার মধ্যে বলতে পারেন যে 50% আমাদের দিয়ে দেওয়া ছিল। ঠিক আছে? তো আমি যেহেতু একা গিয়েছিলাম আ আমি ওখানে যাওয়ার আগে আসলে বলে গিয়েছিলাম যে "ভাই আমাদের তো এরকম লোকজন আসতে পারবে না। তো আমি আসলে দিনটা কমাতে চাচ্ছি। আর খাওয়া তো আমি একাই খাবো তো সেক্ষেত্রে।" পরে বলে "আচ্ছা ঠিক আছে আপনি এটা আসেন ওইটা আমরা অ্যা রুমের অ্যা রুমের টাকাটা তো আসলে কমানো যাবে না।" যেহেতু পার ডে প্রায় ১.৫ থেকে ৳২০০০ ছিল আমার এক্সাক্ট অ্যামাউন্টটা মনে নেই। তো হ্যাঁ ৳২০০০ হ্যাঁ, ৳২০০০ ছিল। তো তখন হয়েছে কি যে আপনার মানে বলল "স্যার রুমটা তো কমানো যাবে না। খাওয়া-দাওয়ার বিষয়টা আমরা দেখব।" কারণ আমরা তো উপ তখন আসলে আমি আসলে ওই খানে গিয়ে মূলত আমাদের ২ রাত থাকার কথা ছিল, ২ রাত ২ দিন। কিন্তু আ সরি আ তখন আসলে ওখানে গিয়ে মূলত আমি ১ টা রাতেই থাকি। তো তখন আসলে ওই বলতে পারেন যে ওই আমাদের অ্যাডভান্স টাকা যেটা দেওয়া ছিল, দুই হাজার টাকা বুকিং মানি ৳২৫০০ মত দেওয়া ছিল ওইটা আর হচ্ছে গিয়ে
আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা। উম হুম, হুম, হুম, হুম, হুম। আচ্ছা, আচ্ছা। উম উম আচ্ছা। উহু। না ওইটা দিয়ে আপনার মোটামুটি সে সেরে গেছে। আপনি যে কয়দিন ছিলেন ওটার সাথে, সাথে আরেকটু মানে অ্যাড করে দিয়ে কোনমতে আসলে দেখা যাচ্ছে যে আপনার আর
উহুম ওইটাই। অ্যাড করা বলতে হচ্ছে কি অ্যা মানে ওরা আমাকে মানে অ্যা আমি যেহেতু আবার আরেকটা ইয়া ছিল যে আমি আ দেখা গেল যে আপনার চেক আউট টাইম হচ্ছে ১০ টা বাজে। ঠিক আছে? সকাল তো আমি আবার মানে ভাগ্যক্রমে আপনার মানে ওদের যেহেতু রি বুকিং হয় নাই এবং আমার একটা incident এর কারণে একটু বেশিক্ষণ থেকে গেছি আমি। মানে ইনসিন বলতে একটা অভিজ্ঞতার কারণে। তো তখন আরকি দেখা গেল আমার <smacks lips> হ্যাঁ, ওইখানে ৩ বেলা অ্যা ৫ বেলা খেতে হইছে। তো তখন আমাকে হচ্ছে আর ৳৩০০ অ্যাড কর জাস্ট ৳৩০০ ওখানে গিয়ে আমি দিছি। আর কিচ্ছু টাকা আমার দেওয়া লাগেনি। ঠিক আছে?
আচ্ছা, আচ্ছা। আয় এ না এটা তাইলে একদিক থেকে আপনার জন্য ভালোই হইছে নাকি? মানে পুরো ব্যাপারটা আসলে একটা বাজেটের মধ্যে অ্যা চলে আসছে। তো এই যে একা একটা বেবয়া জায়গায় আপনি ঘুরতে গেলেন এবং মোটামুটি হচ্ছে যে পৌঁছায়ও গেছেন এবং আ থাকাও শুরু করে দিয়েছেন। তাই না? তো জার্নিতে হয় কি যে প্রত্যেকটা মানুষের শেখার একটা জিনিস থাকে। এরকম দেখা যাচ্ছে যে যখন কিনা একা আবার যখন কিনা ভ্রমণ করে। তখন কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু দেখা যায় যে প্রত্যেকটা পদে, পদে আসলে এমন, এমন কিছু জিনিস আসলে মুখোমুখি হতে হয় যেগুলো কিনা তাকে আসলে লাইফ এ আসলে কিছু শিক্ষা দিয়ে যাওয়ার মতো। এরকম কিছু কি আপনার ক্ষেত্রে ছিল নাকি?
অ্যা হ্যাঁ। একদম। হুম। হ্যাঁ।